আচ্ছা, এইখানে একটা মজার ঘটনা আছে। আমি যখন ১ম, ১ম এই কাজটা শুরু করি, যে কাজের মাঝখানে বিরতি দিয়ে আমি মূলত পোমোডরো টেকনিকটা ব্যবহার করি। সেটা মানে হচ্ছে আপনার, ২৫ মিনিট একে ধারে কাজ করে ৫ মিনিটের জন্য বিরতি আনা। মানে, ঘন্টায় ২ মিনি ২ বার বিরতি নিতে হয়। তো ১ম, ১ম এ, আমি যেমন করলাম, আমার বস একদিন ডেকে পাঠায় আমাকে এবং খুবই খারাপ ব্যবহার করে যে, "তুমি একটু পর, পর, উঠে দাঁড়াও, কি ফাইজলামি পাইছো টা কি, এটা কি বাসা নাকি?" এরকম আসলে খুব দেখা যাচ্ছে, ভারী গলায় কথা বলে আমার সাথে। তো, পরবর্তীতে আমি বললাম যে হ্যাঁ খুবই রাগান্বিত হয়ে গিয়েছে। এবং পরে আমি বললাম যে, "বস, এটা হচ্ছে মানে, একটু আ মাইন্ড টা একটু ফ্রেশ করার জন্য।" বলে, "তুমি কি একাই কাজ করো, এই অফিসে? আর মানুষ নাই?" মানে সে তো, পুরা জোর গলা। পুরো অফিস মাথায় উঠায় ফেলেছে, এরকম একটা অবস্থা। যে "তোমার একা কেন লাগে, বাকি মানুষ কাজ করতেছে না? তুমি কেন পারো না? হ্যাঁ, এরকম।" তো, পরে যখন দেখলো যে, এই কাজগুলো করে, মানে, আমি তখন একটা কথাই বলেছি, "বস, আমি আপনাকে সময় মত, মানসিকভাবে খুব প্রেশার এ আছি। আমি আপনাকে সময় মত কাজগুলা বুঝায় দিবো। আপনি চিন্তা করেন না। ঠিক আছে?" তো পরে বলছে যে, "কাজ বুঝায় না দিলে দেখে নিবো।" তো তখনও সেভাবে আমাকে পাঠায় দিল। তো, পরে যখন দেখলো যে আমি আসলে এইভাবে, কাজ আরো ভালোভাবে করে দিতে পারছি এবং আগের তুলনায়, দ্রুত সময়ে শেষ করতে পারতেছি। এরপরে সে আমাকে বলে যে, "তুমি কি, কি করো, এগুলো বাকি সবাইকে শিখায় দাও।" ঠিক আছে। তো খুবই মানে, দেখা যাচ্ছে এবং আ
হুম। বুঝতে পেরেছি। ও! আচ্ছা। কিছুটা রাগান্বিতভাবে বলে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। ওহ! তখন অনেকেই ইমপ্রেসড হয়ে যায়।
একদম, সত্যি কথা বলতে আমাকে যে শেখায়, আমার ডেস্কের পাশের এক বড় ভাই। তো, সে মূলত আমাকে এরকম শিখিয়েছে যে, ৫ মিনিট বিরতি নেয়া। এখন সে বিরতি মানে, কী করে? সে হচ্ছে কি আপনার, মোবাইল টিপে, বা দেখাচ্ছে যে, চেয়ারে বসে একটু নড়াচড়া করে। কিন্তু আমি মানে, বিরতি মানে সারাদিন তো ডেস্কেই বসে থাকি। এখন বিরতির সময় যদি ডেস্কে বসে থাকি, তাইলে তো হবে না। আমি একটু হাঁটাচলা করি বা চা খেয়ে, এরকম। তো সে আসলে হাসছিল আসলে, আমারে কা কার্যকলাপ দেখে। ঠিক আছে যে, কি করলা তুমি, ঠিক আছে এরকম একটা অবস্থা। মানে হয় এরকমটা, আ প্রথমে একটু নেতিবাচকভাবে আমার বস নিছে। কিন্তু পরবর্তীতে আসলে বলে, সবাইকে শিখাও। তুমি যেভাবে করতেছ, এভাবে ভালো হবে। এই আরকি একটা অবস্থা।
হ্যাঁ। হুম। হুম। একটু হাঁটাচলা করেন, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে খুবই চমৎকার! আপনি আ কাজের মাঝে যে বিরতি নেওয়ার পর এবং যে কাজের পরে যে গতি ফিরে পান এবং ওই গতিটা যে, ওই গতির কারণে এবং আপনার কাজের বিরতির কারণে যে আপনার কাজের প্রতি যে একটা আগ্রহ বা সুন্দরভাবে আপনি কাজটি করতে পারেন। তো, এই ক্ষেত্রে কিন্তু, আপনার বস আপনার প্রতি, অনেক বেশি ইমপ্রেসড হয়েছে। তো, এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। তো একই ভাবে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি। এই যে আপনি, কাজের মাঝে যে ছোট, ছোট বিরতি নেন, তো এটার কি কোনো নির্দিষ্ট সময় আছে, যে আপনি মানে হচ্ছে কাজের মাঝে এ এত সময় পর, পর, বিরতি নেন বা, বা এত সময়ের জন্য বিরতি নেন?
ঠিক। হ্যাঁ, হ্যাঁ।